হুম, হুম। তো এমন সময় আসলে গিয়েছে ধরুন আ যখন আমি হল এ থাকতাম আ বাড়ি থেকে দূরে বা হচ্ছে ওই সময় কিন্তু দেখা যেত যে, অনেক সময় আসলে একা একা কেটেছে। আ মা যে অ্যাঁ ব্য শুধু ও একদম শুরুর দিকে যখন অত বন্ধু বান্ধব হয়নি, তখন কিন্তু দেখা যেত ক্লাস করতাম, ক্লাস শেষে একদম রুমে আসতাম। আসার পরে আসলে বসে থাকতাম, বিকেলে হয়তো বাইরে বের হওয়ার জন্য কাউকে পাওয়া যাইত না। ওই সময়টা খুব একা লাগতো। তো একা থাকলে আমি আসলে যেটা করতাম যে, আমি আসলে আ ওই একাকী একা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতাম। আমি বই পড়তাম বা হচ্ছে দেখা যাচ্ছে ছবি আঁকতাম মানে আমার যে ভালো লাগার কাজগুলো আছে সেগুলো করতাম বা দেখা যাচ্ছে পড়ালেখাটা একটু এ এগিয়ে রাখার চেষ্টা করতাম।
হু, হু জী, জী। হু, হু। জী। হু, হু। জী। হু, হু। হুম, হুম। জি। আচ্ছা, আচ্ছা। হু, হু। জী। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ। হু, হু। জী। হ্যাঁ এটা কিন্তু বেশ। হু, হু।
কিন্তু মাঝে, মাঝে খুবই খারাপ লাগত। মনে হত যে, মানে একটু বাইরের থেকে ঘুরে আসি বন্ধু-বান্ধবদের সাথে। তো ঐটা তখন পাইতাম না তখন আসলে
জী, জী। হু, হু। জী।
খারাপ লাগতো। আপনার আপনার কি এরকম কোনো মানে অনুভূতি হইছে কখনো?
হু, হু।

একদম তাই।
তো আহ আপনি ধরেন আম আও আপ আপনার মায়ের সাথে দেখা হচ্ছে না কিন্তু আপনি প্রতিদিনই হয়তো ফোন দিয়ে মায়ের সাথে কথা বলছেন। মা দেখতে পাচ্ছে আপনি হচ্ছে উচ্ছে ভাজি করছেন মানে করলা ভাজি করছেন। আপনি দেখতে পাচ্ছেন মা বাড়িতে ডাল রান্না করছে। মানে ওই একই রকম সেটা একদিক থেকে যেমন ভালো আর একদিক থেকে খারাপও কারণ হ্যাঁ।
হু, হু। পণ্ডিত কথা বলছেন। হু, হু, হু। <chuckles> হু, হু। হ্যাঁ, হ্যাঁ। এ খারাপও হ্যাঁ এটা আসলে আমি আপনার সাথে পুরোপুরি একমত। যেমন আগেটা যেমন হতো যে আমরা হয়তো কম দেখা করতাম কিন্তু অ সম্পর্কটা আমাদের এত পরিমাণ মধুর থাকতো বা তেমন একটা negativity একটা ছড়াতো না একজন আরেকজনার সম্পর্কে। কিন্তু এই অ্যা যে আমরা যে আপডেট হচ্ছি যত দিন, দিন, তো কিন্তু ত দিন, দিন ক্যা ততই কিন দিন, দিন হচ্ছে সম্পর্কটা ভাঙন হচ্ছে বা একজন আরেকজনের সাথে যতটা সময় কাটাচ্ছি, ততটা হচ্ছে আরো মনে হচ্ছে যে তার সম্পর্কে জেনে যে মানুষটাকে আরো খারাপ লাগছে। বা অনেক সময় দেখা যায় যে ওই মানুষটা সবকিছু কারণ আ মানুষের ভালো গুণ খারাপ নিয়ে মু গণ নিয়েই তো আসলে মানুষ তৈরি হয়। আ তো তখন আসলে দেখা যায় তার খারাপ গুণগুলো আমি হচ্ছে মেনে নিতে পারছি না বা আমার ক যে খারাপগুলো উ গুণগুলো আচ আছে, সে ওইসব জিনিসগুলো মেনে নিতে পারছে না। বা এটার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় পরিবারের সাথে বা বন্ধুদের সাথে অনেক সম্পর্ক ছিন্ন হয়ে যায় বা আ আমাদের হচ্ছে যখন আ এই জিনিসটা আর কি ই হয় তখন কিন্তু আরো বেশি একাকিত্বে থাকা হয় বা ওই য অনেক ডিপ্রেশনে অ্যা না কেউ, কেউ পড়ে যায়।
হু। হু, হু। হ্যাঁ। হু, হু। হু, হু। হু, হু। একদম, একদম। হুম। হু, হু। হুম, আসলেই। হু, হু। একদম। হুম। একদম, একদম। হুম, হুম আসলেই। হু-হু আর আহ এই যে ধরেন আ আমাদের কিন্তু মানে একটা স্পেস লাগে তাই না? মানে একটু মানে একদম অ্যা নি নিজেদের পরিশুদ্ধ করার জন্য বা যা কিছু দেখলাম আহ সবকিছু আসলে একটু মানে হচ্ছে আ আ কি বলে মনের মধ্যে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের একটু সময় লাগে। কিন্তু আমার মনে হয় যে এখনকার এই মানে দুনিয়ায় আমরা ওই সময়টাই পাই না। যে মানে সবখানেই আসলে আমাদের এখন তো সবাই অনেক বেশি communication বা যোগাযোগকে অনেক বেশি গুরুত্ব দেয়। মানে আগে যেমন বা দেখা যায়তো বেশিরভাগ মানুষ যোগাযোগ করেই না। মানে তখন মানে হচ্ছে যে যারা যোগাযোগ করতে পারতো তারাই দেখা যাচ্ছে ভালো থাকতো। তো এখন আসলে অ্যা এত বেশি যোগাযোগকে হ্যাঁ গুরুত্ব দিতে, দিতে যে কথা বলতেই হবে। কথা বলার না থাকলেও কথা বলতেই হবে। আপনি কাউকে ফোন দিচ্ছেন না একদিন, মানে ১ দিন কি আপনি প্রতি ঘন্টায়, ঘন্টায় কেন ফোন দিচ্ছেন না? এটা নিয়েই কিন্তু ইস্যু হয়ে যায়, তাই না? কিন্তু এগুলো তো আসলে মানে মানে তখন মানুষ অ্যা নিজেও স্পেস পায় না, অন্যকেউ কিন্তু স্পেস দেয় না। এতে করে একটু এক ধরনের ক্লান্তি তৈরি হয়ে যায়।
হু, হু। জ্বি। হু, হু একদম। হু, হু। উম জ্বি। হু, হু। জ্বী। হু, হু। হু, হু। জ্বি। হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ, এটাই। আর এখন জ্বি, জ্বি, জ্বি। হু, হু। জ্বি। হু, হু। হু, হু। একদমই তাই।